এইটা না একটু কনফিউজিং হয়ে যাচ্ছে, যে এরকম যেটা বলতেছেন, এইটা না খুব কমই ঘটে। যা বিশেষ করে আমার ক্ষেত্রে তো আসলে কম ঘটে যে এরকম কোনো একটা গান শুনলাম যেটা আসলে আ একটা জিনিস ভাল লাগতেছে আরেকটা লাগতেছে না। এইটা খুবই কম হয়েছে বা বলা যায় যে হয়নি। যে কারণ একটা গান না মানুষের চিরাচরিত নিয়মে আপনি দেখবেন যে গান কেন পছন্দ হয়েছে সেটা আসলে বোঝা যায় না। অন্তত আমার ক্ষেত্রে তো আমি দেখছি যে আমার কেন গানটা পছন্দ হইছে আমি জানি না। গানটা পছন্দ হয়েছে পরে যদি আসলে চিন্তা করতে যাই কেন পছন্দ হইছে সেক্ষেত্রে আসলে একটা ডেফিনিশন আসলে আমি বের করতে পারি যে, "আচ্ছা, গানটার লিরিক্সটা এত ভালো, হয়তো মেলোডিটা অতটা ভালো না।" তবে এরকম হয়নি যে আসলে মেলোডিটা অনেক বেশি ভাল লাগছে, কিন্তু লিরিক্স টোটালি ভাল লাগে নাই। যদি আসলে আমি লিরিক্সটা বুঝে থাকি, হ্যাঁ? আন যদি বাংলা ভাষার ক্ষেত্রে।
আচ্ছা। ও আচ্ছা। হুম, হুম। হ্যাঁ। আম আচ্ছা। হুম। <chuckles> আচ্ছা বুঝলাম, তো আচ্ছা ধরেন কেউ যদি মানে, নতুনভাবে গান শুরু করতে চায় শোনা বা লিখতে যদি চায়। তো সেক্ষেত্রে আপনি কি কয়েকটা টিপস বা রিকমেন্ডেশন দিতে পারেন যেটা আর কি গানের মতো একটা নতুন ভাষা নিয়ে আসবে, একটা গানের একটা প্রাণ বজায় রাখবে এরকম কিছু মানে যেটা আবার অনলাইনেও শোনা যাবে।
হুম, হুম। নিশ্চয়ই। নিশ্চয়ই, নিশ্চয়ই। না বর্তমানে তো আসলে সবকিছুই অনলাইন এ শোনা যায়। যেটা আপনি জানেনই অবশ্যই Spotify, YouTube Music বা এরকম অনেক প্লাটফর্মই রয়েছে বা Apple Music এখানে কিন্তু আপনি শুনতে পারেন। তবে আ যেটা আপনি যদি চান যে আপনি গান শোনা শুরু করবেন আ সেক্ষেত্রে এটা তো বলা বেশ টাফ যে আপনি আসলে কোনটা কারণ প্রত্যেকের জনরাটা আলাদা। তবে আপনি যদি আপনার জনরাটাই সিলেক্ট করতে পারেন, সেক্ষেত্রে বাংলা ভাষার কথা যদি বলতে যাই যেহেতু আমি বাংলায় শুনি, সেক্ষেত্রে আপনি শুরু করতে পারেন আপনার পছন্দের যেই জনরা। যদি রবীন্দ্রসঙ্গীত পছন্দ হয় সেক্ষেত্রে রবীন্দ্রনাথের ভালো যে সংগুলো আছে আপনি সেগুলোও শোনা শুরু করবেন। পাশাপাশি যদি আপনার হেভি মেটাল পছন্দ হয় হেভি মেটালে যাবেন। যদি আপনার আসলে যেটা আসলে আধুনিক একদম, একদম।
হুম, হুম। জি। হ্যাঁ, একদম। হুম। ঠিক আছে। মানে যার যেটা পছন্দ সে সেটা দিয়ে শুরু করতে পারে এরকমটাই আপনি বোঝাতে চাচ্ছেন, তাই না? সেটা তো বোঝাই গেল। তো আপনার ক্ষেত্রে আপনি আসলে কীভাবে শুরু করেছিলেন?
নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ। আমার ক্ষেত্রে তো আমি আপনাকে বললামই, যে আমি হচ্ছে রবীন্দ্রসঙ্গীতে আসলে আমার ফ্যামিলিটা মানে পরিবেশগত দিক থেকে আসলে আমি ওইভাবেই চলে আসলাম। যেটা আসলে আমার ব্লেসড মনে হয় যে আমি আসলে বাংলা গানগুলাকে এভাবে শুনতে পারি বা সেটা আমাকে টানে আরকি।
আচ্ছা বেশ। হুম, হুম। বুঝতে পেরেছি। তো বেশ ভালো লাগলো আপনার সাথে গানের ব্যাপার নিয়ে এত কথা বলে, তো ভালো থাকবেন।